হ্যাঁ, একদমই। তো যখন আসলে মানে যেদিন রাত থেকে আমি আসলে বই পড়া শুরু করি, সেদিন থেকে আমার খুব অটোমেটিক ঘুম চলে আসে। তখন আমার ঘুম নিয়ে আর কোন সমস্যা নেই। তো মানে আমি যখনই বই পড়া শুরু করি এর কিছুক্ষণের মাঝে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের পর অটোমেটিক আমার চোখে ঘুম চলে আসে। তারপর আমি আসলে ঘুমিয়ে পড়ি। তো এই অভ্যাসটা আরকি আমার অনেক বেশি কাজে দিয়েছে। কিন্তু ইদানিং আবার লক্ষ্য করেছি যে, আ মানে বই পড়লেও আসলে ঘুমটা আমার এত সহজে মানে আসছে না এইটা নিয়ে
হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আসছে না মানে ওটাও আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন বই পড়তে, পড়তে আসলে বইয়ের মধ্যে ঢুকে যান, তখন আর ঘুমটা আসতে চায় না। তবে আ আপনি বলছিলেন যে হঠাৎ করে আ বই পড়ার আইডিয়াটা আপনার মাথায় এলো। কিন্তু আ আসলে বা ছোটবেলায় অনেকে কিন্তু বলে যে, আ বই পড়তে বস, কিন্তু বেশিরভাগ লোক আছে যারা বই পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ে। এখন আ আপনি কি এখান থেকেই আইডিয়াটা পেয়েছিলেন?
হুম। হুম। জি, হুম, হুম, একদমই। জি। জি। জি। হুম। হ্যাঁ, জি আসলে এই আইডিয়াটা আসলে আমার বাবা আমাকে দেয়। তো আমি আমার বাবার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো যার জন্য আমি আমার এই সমস্যাটার কথা শেয়ার করি আব্বুর সাথে। তো আমার বাবা আমাকে বলে যে, এ তুমি আসলে বিকল্প কিছু ভেবে নাও, যেমন হচ্ছে বই পড়া বা হচ্ছে একটু এক্সারসাইজ করা। তো যখন ঘুমানোর আগে একটু এক্সারসাইজ করবা, তখন তোমার শরীরটা আসলে ঘামিয়ে মানে যখন ঘেমে যাবে, তখন তোমার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তারপর তুমি একটু ফ্রেশ হয়ে তারপর, তারপর হচ্ছে ঘুমাতে চলে যাবা। তো আমি তে তো আমি আব্বুর কথাটা প্রথম, প্রথম ইয়াটা এপ্লাই করার চেষ্টা করি যে, বই পড়াটা। তারপর দেখলাম যে না, আসলে বই পড়লে কিন্তু খুব সহজেই ঘুম চলে আসে। তারপর আমি ঘুমানোর চেষ্টা করি এবং সেটা সফল হয়। পরে আস্তে, আস্তে আসলে বইয়ের প্রতি একটা একপ্রকার নেশা চলে আসে বই পড়ার জন্য। তখন আসলে ঘুম আসলেও আসলে ঘুমাতে ইচ্ছা করে না। তো বিষয়টা এমন হয়ে গিয়েছে।
আচ্ছা। হুম, হুম। হুম, হুম। রাইট। শান্ত হয়ে যাবে। রাইট। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা মোটামুটি আপনার বই পড়ার যে ট্রিকটা ছিল, ওটা এখন মোবাইলের মতনই সমস্যাদায়ক হয়ে গেছে, তাই না? তো আ আসলে অনেকে তো আছেন যারা লাইটটা কমিয়ে তারপর আ নরম আলোয় থেকে বা হচ্ছে আ মৃদু হলুদ আলোয় থেকে ঘুমটা আনতে চেষ্টা করে, এমনটা কি কখনো করে দেখেছেন?
জি। হ্যাঁ, একদমই। জি।

হ্যাঁ, হ্যাঁ। আসলে এমন অসুবিধা অনেক সময় হয়। আর বিশেষ করে যদি বলি যে আসলে মোবাইল ফোন চালানোর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি একদিন চেষ্টা করেছিলাম যে আমি আজকে স্মার্টফোনটা আমি হচ্ছে আমার আমার কাছ থেকে দূরে রেখে আমি শোয়ার জন্য। তো আমি যখন আমার ফোন ফোনটাকে একটু দূরে রেখে তারপর যখন ১ম রাত যখন আমি শুতে গেলাম তখন আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমার কাছে মানে আমার কাছে কেমন খালি, খালি মনে হচ্ছিল। তো সেজন্য আমি চিন্তা করছিলাম যে, "না না, ফোনটা একটু নেই। ফোনটা একটু নিয়ে পাচ ৫, ১০ মিনিট চালাবো। তারপর ফোনটা আবার"
হু, হুম। হুম। রাইট। হু, হুম। আচ্ছা। হুম। মানে নিজেকে আটকে রাখাটা বেশ মুশকিল হয়ে যাচ্ছিল, তাই না?
হ্যাঁ, একদম। একদমই ঠিক বলেছেন। এই বিষয়টা নিয়ে আরকি আমি একটু ভাবছিলাম। তারপর আসলে ফোনটাকে একটু দূরে রাখলাম। তারপর ভাবলাম যে, "না, এ ৫ মিনিটের জন্য একটু ফোনটা চালাই। তারপরে ফোনটা আমি দূরে রেখে দিবো। তারপর ঘুমিয়ে যাবো।" তারপর আসলে ৫ মিনিটের জন্য ফোন নিলাম। তারপর আবার সেই আগের মতোই ফোন চালাতে, চালাতে সেই
হুম, তারপর কি করলেন? উহুম। আচ্ছা। এ সেই ফোনের ফাঁদে পা দিয়ে দিলেন। হ্যাঁ? রাতের ঘুম আবার নষ্ট। <chuckles> আসলেই খুবই খারাপ একটা অবস্থা। বিশেষ করে অধিকাংশ সময়ে যাদের বয়সটা একটু কম, যারা ফোনের উপরে একটু বেশি নির্ভর করে, তাদের কিন্তু এই অবস্থাটা একটু বেশিই দেখা যায়। তো আ এই situation টা থেকে আপনি বললেন যে আপনি বের হওয়ার চেষ্টা করছেন। তো তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন?
হ্যাঁ, একদমই। হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ। হ্যাঁ, একদম। জি। জি, জি। আ এ সেটার জন্য আসলে আমি আরেকটা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে যেহেতু রাত্রে বেলা আমার আসলে ফোনে অনেক Messenger এ এক মেসেজ আসে, কল আসে। তো তো সেইক্ষেত্রে যদি আমি ফোনটা silent ও করি সেক্ষেত্রে কিন্তু এই স্কিনটা কিন্তু আসলে মানে যে ওপেন হয়ে যায়। হ্যাঁ, চলতে থাকে। ও সেজন্য আসলে আমি কিছু, কিছু মানে হচ্ছে আমার যে মানে ওই night mode অন করে রাখি। যখন আমি ঘুমানে মানে যখন ঘুমাতে যাই তখন ফোনটা একটু না চালিয়ে তখন আমি ফোনটাকে মানে মানে পাশে রেখে আমি হচ্ছে night mode অন করি বা হচ্ছে যে notification system আছে সেটা আমি হচ্ছে mute করে রাখি। তো এভাবে এভাবে করে আমিও আসলে ফোনটাকে একটু দূরে রাখার চেষ্টা করি। আর আরেকটি বিষয় যেহেতু আমরা আমাদের যেহেতু দিনের বেলা আমাদের ব্যক্তিগত কাজ থাকে তো শুধু তো ঘুমালেই হবে না। আমাদের সকালবেলা উঠতে হবে। তো তো তো সেইজন্য আমি আমি আমার ফোনে অ্যালার্ম সেট করে রাখি। এ যে হচ্ছে ধরেন সকাল ০৫ঃ০০, ০৬ঃ০০ র দিকে অ্যালার্ম সেট করে রাখি। তারপরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি। তো কয়েকদিন চেষ্টা করেছিলাম যে ফোনটাকে একদম দূরে রাখার জন্য। তো ফো ফোনটাকে যদি দূরে রাখি সেক্ষেত্রে কিন্তু অ্যালার্মটা কিন্তু আমি শুনতে নাও পেতে পারি। আ এইজন্য হ্যাঁ, তো এইজন্য আরকি ফোনটাকে কাছে রেখে মানে হচ্ছে ফোনটাকে ধরেন aeroplane mode এ বা, do not disturb mode এ বা, হচ্ছে night mode অন করে। তারপর আমি আমি আরকি ঘুমানোর চেষ্টা করি আরকি।
হু, হুম। চলতেই থাকে চলতেই থাকে, হুম। ঘুমাচ্ছি না। হু। আচ্ছা। হু, হু। হুম। রাইট। হু, হুম। আচ্ছা। উহু। শুনতে পাবেন না, হু। রাইট।

রাতে ঘুমানোর যাওয়ার আগে আপনি আ ফোনটাকে এড়িয়ে চলার জন্য কোন ট্রিক ব্যবহার করেন?
জি। জি। আসলে এটা খুবই কঠিন এটা প্রশ্ন করেছেন, কারণ হচ্ছে ফোন ছাড়া আসলে আমার অ্যা মানে রাতে ঘুম আসে না বল্লেই চলে। মানে আমি মোবাইল চাপতে, চাপতে আসলে ঘুম, মানে আসলে ঘুমিয়ে পড়ি। তো ইদানিং দেখতে পাচ্ছি যে আসলে মোবাইল ফোন এত পরিমাণ ব্যবহার করা হচ্ছে, তো আমি দেখা যাচ্ছে যে, আমি রাতের অ্যা ১০টা, ১১টা ঘুমানোর জন্য শুলাম, শুতে, শুতে একটু ফোন চালালাম, ফোন চালাতে, চালাতে আসলে মানে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে, করতে বা হচ্ছে অনলাইন গেমিং করতে, করতে দেখা যাচ্ছে যে, ওই ১০টা, ১১টা শুলাম, কিন্তু ঘুমাতে, ঘুমাতে পারায় রাতের ২টা, ৩টা এবং ভোরবেলাও হয়ে যায়। তো এইটা নিয়ে আসলে আমি খুবই চিন্তায় আছি আরকি। তো আসলে কিভাবে যে আমি আসলে আমার এই ফোনের যে হ্যাভিট টা চেঞ্জ করব, যে অভ্যাস হয়ে গেছে এটা চেঞ্জ করবো? তো, তো সেটা নিয়ে আসলে ইদানিং কিছু কাজ করার চেষ্টা করছি। কিছু ট্রিক ফলো করার চেষ্টা করছি। অ্যা যেমন হচ্ছে যে
হুম, হু। আচ্ছা। উম। হুম, হু। সকাল হয়ে গেলো। হুম। রাইট। উম। উম, হু। আচ্ছা। হুম, আসলেই আপনার যে, অবস্থাটা এটা বেশ চিন্তার কথা এবং বড় কথা হচ্ছে যে ফোনটা রাতের বেলা যদি হাতের কাছে থাকে এবং আপনি যদি সেটা চাপতেই থাকেন, যেটা বলা হয় যে, আপনার অ্যা ফো ফোনের যে, ফ ব্লু লাইট টা ওটা ঘুম আনতে নাকি প্রচুর পরিমাণে বাধা দেয়। তো আপনারও কি এমন ধরনের অসুবিধা হয়?
জি। জি, জি। জি, হুম। জি। হুম, হুম।